বিগত আ কিছুদিন যাবত আসলে আপনার একটু চাপ অনুভূত হচ্ছে। বলা যায় যে, আসলে আ <yawns> মানসিক শান্তির যে ব্যাপারটা আছে, সেটা আসলে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আপনার আ যেখানেই যাচ্ছি মনে হচ্ছে যে আসলে আ সব জায়গায় আরকি একটা কোলাহল লেগে আছে, তারপরে আপনার আ মানে যে যার মতো কা কেউ কোনো যে মানবিকতা, তারপরে বিবেক অ্যা এগুলো আসলে মানুষের মধ্যে নেই আরকি, এরকম মনে হচ্ছে বিগত আ কিছুদিন যাবত আরকি, ভাই।
হুম, হুম, বুঝতে পেরেছি, আসলে আপনি আসলে একটু মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, যে দেখা যাচ্ছে যে আপনি social media-য় আ যে type-এর আসলে, মানে যে বিষয়গুলো আসলে ভাবতেছেন, সেগুলো দেখা যাচ্ছে মানুষের যে প্রতিরূপটা সেটা আসলে বজায় থাকতেছে না। তো সে সলে আমি জানতে চাচ্ছি যে, আপনি এইযে এই বিষয়গুলো যে follow করতেছেন, social media-র বা এইযে জীবনে আসলে দেখা যায় প্রতিরূপের বজায় রাখার যে বিষয়টা বা চাপটা, সেটা আসলে আপনি platform গুলোতে আসলে বেশি ব্যবহার করতেছেন, মানে দেখা দেখ দেখতেছেন আরকি, সেটা আসলে মানে কোন, কোন platform গুলোর মধ্যে আসলে এটার বেশি আসলে আপনার প্রভাব পড়তেছে আপনার ক্ষেত্রে? এটা যদি একটু বলতেন তাহলে হয়তোবা একটু বুঝা ভালো আরকি।
আ হ্যাঁ। উম জি। আ হা আচ্ছা আমার ক্ষেত্রে বলতে পারেন যে Facebook, Reddit আর আ Instagram ই আরকি সবথেকে বেশি রকমের আরকি প্রভাবটা পড়ছে। তো এখন Facebook এর কথায় যদি আসি, তো Facebook এ হয় কি? আম আমার যে যারা আসলে পরিচিত বন্ধু-বান্ধবরা আছেন আ <smacks lips> তাদেরকে যখন আসলে দেখি যে, তারা আরকি বা মানে Facebook এ আ নানান জায়গায় ঘুরতে যেয়ে ছবি দেয়, তারপরে আপনার আ story দেয়, তারপরে আপনার আ মানে যেকোনো একটা কোনো কিছু হইলো, তো হওয়ার পরবর্তীতে আসলে তারা আরকি একটা নোট লিখে আরকি আ thread দেওয়া বা আ বলতে পারেন যে আসলে বা আ যত প্রকার activities আছে, সেগুলো আসলে তারা সব সবগুলোই আরকি আপনার Facebook এ upload দেয়। আর আ যার প্রেক্ষাপটে হয় কি? যে, অ্যা দেখা গেল যে আমার একটা বন্ধু বিয়ে করেছে, তো বিয়ে করে আসলে status দিয়ে দিয়েছে। তো এখন status টা যে দিলো, এটাতে তো আসলে ভাই আমার যেটা হোচ হচ্ছে যে, আ আমি যেহেতু আসলে বিয়ে করিনি, তো বা করবো না, তো এই ক্ষেত্রে হচ্ছে কি যে আমার আসলে ভাই মনে, মনে হচ্ছে যে এমন মনে হচ্ছে যদি আমিও বিয়ে করতাম তাহলে হয়তো ভালো হতো ব্যাপারটা, মানে আ বলা যায় যে আ ওইযে আসলে একটা চাহিদার যে ব্যাপারটা, সেটা আসলে খুব বেশি রকমের হয়ে যাচ্ছে। আর আ যেখান থেকে আসলে আমার মনে করেন যে একটু কষ্টসাধ্য ব্যাপারই হয়ে যাচ্ছে যে, এইযে আ আপনার social media র দুনিয়া থেকে আসলে বাস্তব জীবনের যে আসলে আলাদা রকমের একটা দুনিয়া আছে বা আ মানে virtual এর থেকে বাস্তব জীবনটা সম্পূর্ণটাই ভিন্ন। উম এই বিষয়টা আসলে মানতে একটু কষ্ট হয়ে যাচ্ছে বা আপনার ওইযে আ অনেক সময় কিন্তু একটা jealousy ব্যাপার আসে, তো ওইটা আসলে আমার হচ্ছে আরকি। উ জি, ভাই।
আচ্ছা, আচ্ছা। উহুম। আ হুম, হু। হুম। হু। উহুম। হু, বুঝতে পেরেছি, আসলে আপনার সমস্যাটা হচ্ছে কি? আপনি আ দেখা যাচ্ছে মানুষের বিষয়গুলো এই platform গুলো ব্যবহার করার কারণে বেশি আপনার সামনে কিন্তু ফুটে উঠতেছে বা তুলে আসতেছে। তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে এই বিষয়টার সাথে আসলে আপনি অ্যা মানে adjust করতে পারতেছেন না, কারণ আপনি তো ওটার মধ্যে আসলে নাই। তাহলে আপনি মানুষের বা friend এর যেই বিষয়গুলো দেখতেছেন, সেগুলো তো আসলে আপনি মেনে নিতে পারতেছেন না। "একসাথে আমরা ঘোরাফেরা করছি বন্ধু, তাহলে কেনো ও এতো তাড়াতাড়ি করলো?" এরকম একটা বিষয় মানে তুলনার যে বিষয়টা, সেটা কিন্তু চলে আসতেছে। তো এটা কিন্তু আসলে একটা মানে side effect হতে পারে এই platform গুলো ব্যবহারের জন্য। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস আসলে আপনার থেকে আগে-ভাগে জেনে নিতে হবে, তাহলে এটা আসলে একটু হয়তোবা একটা ভালো একটা solution এ আনতে পারবো। তো আসলে অ্যা social media এটা মানে আপনি social media তবে Facebook এর কথা বলেন use করেন, এটা আসলে দিনে আপনি কতটা সময় এখানে কাটান? আর এইযে এটা কাটানোর সময় এখানে সময় কাটানোর সময় মেজাজ বা এইযে ঘুম বা পড়াশোনা, মানে এই type এর মানে, আপনি বিভিন্ন type এর বললেন যে jealousy ও আসে আপনার, তো এইযে এইগুলোর মধ্যে কতটুকু আসলে আপনার মাঝে আসলে প্রভাব পড়তেছে, মানে এর থেকেও যেটা বললেন এর থেকেও কম না এর থেকে বেশি আরও পড়তেছে? মানে আ সময় আসলে কতটুকু দিচ্ছেন? সেটাও একটু বলবেন আরকি।
হু, হুম, জি। উম, জি। আ হ্যাঁ। উম, জি। আ হ্যাঁ। এ হ্যাঁ, হ্যাঁ। <tsk> আ আচ্ছা। আ সময় দেওয়ার কথায় যদি আসি তাহলে আ আমার বলা যায় যে আ রাতে প্রায় আপনার আমি ঘুমাতে যাই প আ প্রতিদিন স রাত ১০ঃ০০ র সময়। এখন আ ১০ঃ০০ থেকে আসলে ঘুমাতে যেয়ে যখন scroll করাটা শুরু করি ভাই তখন আরকি আমি আ সময়ের বিষয়টা আমার মাথায় একেবারেই মনে থাকে না। আ বলা যায় যে আমি একটানা হয়তো অ্যা ৩, ৪ ঘণ্টা আসলে রাতে অ্যা social media ব্যবহার করি। আ রো কোনো, কোনো দিন আসলে রাত ০৩ঃ০০ বেজে যায়। ০৩ঃ০০ বেজে যাওয়ার পরবর্তীতে আসলে ঘুমাতে যাই। আর আরেকটা ক্ষেত্র আছে ঘুম থেকে উঠে আসলে হয় কি? যে আ bed এর থেকে কিন্তু আসলে উঠতে মনে চায় না। তো ওই সময়টাতেও দেখা যায় যে আপনার প্রায় ২, ৩ ঘণ্টা আমি সকালবেলায় ঘুম থেকে আ ০৭ঃ০০ র সময় উঠেছি, আ তো ০৭ঃ০০ র সময় উঠে আসলে <coughs> আরও ৩ ঘণ্টা আরকি যে আ social media scroll করার যে ব্যাপারটা আছে তো আ সেটা আসলে হয়ে যায়। দেখা গেল যে অ অনেক সময় আরকি ১০ঃ৩০ বেজে যায় ঘুম থেকে উঠতে। মানে আ ঘুম থেকেই ভেঙে গিয়েছে তবে আসলে আমার ওই যে bed থেকে উঠে যে আ দাঁত brush করা বা আপনার অন্য সকল যে কাজ কর্মকান্ডগুলো আছে সেগুলো করতে আসলে late হয়ে যায় আরকি। আর আ এই ক্ষেত্রগুলো আ ছাড়া আমি যদি আরেকটু বলি, তাহলে আ বন্ধুদের ক্ষেত্রে আমার আসলে সবথেকে বেশি রকমের আরকি ওই যে আ মানসিক চাহিদার যে ব্যাপারটা যে, "ও না ওই ব্যক্তিটার আসলে একটা গাড়ি আছে আমার কেন নেই?" এই জাতীয় আসলে বিষয়গুলো আরকি আমার আ মাথায় সবথেকে বেশি রকমের আরকি পীড়া দেয় আরকি ভাই। হু, জি।
হুম। বুঝতে পে হুম। বুঝতে পেরেছি। আসলে আপনার এই যে আপনি মানে অতিরিক্ত পরিমাণে আসলে social media বা সময় screen time টা আসলে ব্যবহার করতেছেন। তো সেটার কারণে আপনার কাছে মেজাজ, ঘুম, আ ২ টোই কিন্তু আসলে নষ্ট হচ্ছে। যেটার কারণে আপনি দেখা যাচ্ছে তুলনার বিষয়টা কিন্তু বেশি, বেশি করতেছেন। তো সেক্ষেত্রে একটা পরামর্শ হতে পারে যে আপনি আ আপনার যে social media টা ব্যবহার করতেছেন বা screen time টা আসলে ব্যবহার করতেছেন সেটার মধ্যে একটা সীমা বা একটা নিয়ম কিন্তু আপনার নির্ধারণ করা উচিত। কারণ আপনি কিন্তু এখানে বেপরোয়াভাবে আসলে চালাচ্ছেন। দেখা যাচ্ছে যে আপনি এই যে ঘুমের বিষয়টা আপনি যখন রাত ০৩ঃ০০ থেকে এই social media ব্যবহার করতেছেন বা ওই phone টা ব্যবহার করতেছেন এতে কিন্তু দেখা যাচ্ছে আপনার ঘুমের কিন্তু একটা ব্যাঘাত ঘটতেছে। আর ঘুমের ব্যাঘাত ঘটলে আপনার কিন্তু নানান চিন্তা ভাবনা, নানান রকমের দুশ্চিন্তা আপনার মাথায় কিন্তু আসবে। এটাই কিন্তু একটা স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নানান ধরনের এই যে তুলনার বিষয়টা আপনার কাছে বেশি আসতেছে। সারারাত ধরে আপনি আ scroll করতেছেন, করে দেখতেছেন যে কে কি করতেছে না করতেছে। এই বিষয়গুলো কিন্তু আপনি তুলে ধরতেছেন বা আপনার সামনে চলে আসতেছে। তো আপনি কিন্তু এটার সীমা নির্ধ কিন্তু নির্ধারণ করে দিতে পারেন বা সীমা একটা মানে করে দিতে পারেন যে আসলে আমি এতটুকু সময় আসলে অ phone চালাবো, এর বাইরে আর চালাবো না। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই যে online এ আপনি যাদের জীবন লাইফ বা life কাহিনীগুলো দেখতেছেন এগুলো কিন্তু য়াস online এ কিন্তু সীমাবদ্ধ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তারা কিন্তু কেউ কিন্তু আসলে তার মানে খারাপ জীবন বা খারাপ এ সময়গুলো কিন্তু কখনো social media কিন্তু আসলে তুলে ধরে না। সবসময় ভালো যেই জিনিসগুলো সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করে। তাই অন্য বিষয়গুলো আসলে তুলনা করার ক্ষেত্রে একটু ভেবে নিবেন যে online এ কিন্তু এটা fake বিষয়টাই কিন্তু সবাই সবসময় তুলে ধরতে ভালোবাসে। বাস্তবে কিন্তু
হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হুম, হুম। হুম, <smacks lips> জি। হুম, জি। <smacks lips> আ হ্যাঁ। হুম, জি। <tsk> হ্যাঁ। উম, বুঝতে পারছি।
এই কিন্তু ভিন্নতা রয়েছে। তো এইভাবে কি কখনো আসলে আপনি চেষ্টা করে দেখেছেন বা দেখার ইচ্ছা রয়েছে আপনার?
আ এভাবে আসলে চেষ্টা করে দেখিনি বা আপনার এই যে আ এই fake বিষয়টাও আসলে ভেবে দেখিনি। তবে আ আপনি যেটা আসলে বললেন যে ভেবে দেখার কথা, তো আমি অবশ্যই ভেবে দেখব। তবে আ আপনার এই যে ভাবার ক্ষেত্রে এখন আ আমার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা লাগবে সেটাও আসলে একটা আ ব্যাপার। আর ভেবে দেখা হয়নি এই কারণেই যে, আ কারণ আসলে আমি এখনো পর্যন্ত এই ক কথাগুলো আর কি কাউকে বলতে পারিনি। এটা আসলে বলা যায় যে আ আমার নিজের মধ্যে আসলে একটা চাপের তৈরি করছে। আ কারণ আমি আসলে ভাই বলার মতো কোন মানুষও খুঁজে পাই না। কোন বন্ধুকে যে যদি আসলে বলি যে আ এই কথাগুলো তো সে হয়তো এটাকে হাস্যকর বা হার হিসেবে নিবে বা আপনার ওই যে আ একটা মজার পাত্র হয়ে যাব আর কি। তো এইসব ক্ষেত্রগুলোতে কিন্তু আসলে আ বলে ওঠা হয়নি। তবে মাথায়ও আসেনি যে আমি যদি আসলে একটা নিয়ম মেনে কাজটা করতে পারি বা আপনার একটা আ রুটিন, রুটিন অনুযায়ী যদি আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাহলে হয়তো বা আপনার ওই যে আ সময়ের ক্ষেত্রটা সেটাও আসলে বেঁচে যাবে। কারণ আমার হচ্ছে কি যে আ বিগত পা আপনার যখন থেকে আসলে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করা শুরু করেছি তখন থেকে আসলে আমার মোবাইলে তি আ বা আ দেখা যায় যে আসলে আ ৩ বার চার্জ দেওয়া তারপরে আপনার যে দৈনন্দিন কাজের যে সময়ের ব্যাপার আছে সেটা আসলে আ অনেক কম পাচ্ছি। আর আপনার বিশেষ করে উম যেটা হচ্ছে যে আ আপনার মানে কোন কাজেই আসলে ঠিকমতো মন বসাতে পারছি না। ব বলা যায় যে আ এমন অতিরিক্ত বেশি রকমের আর কি অলস হয়ে গিয়েছি ভাই। উম জি।
হ্যাঁ। হু, হু। হ্যাঁ। আসলে আ আপনার ক্ষেত্রে হচ্ছে কি আপনি দেখা যাচ্ছে যে এই social media টা আসলে মানে বেপরোয়াভাবে বা এই যে আপনি phone টা আসলে বেপরোয়াভাবে আসলে use করতেছেন যেটা প্রথমে বললাম। তো আ যে আপনি আপনার বাস্তব জীবনে যখন আপনি চলাফেরা করবেন তখন কিন্তু একরকমভাবে আপনি, আপনি নিজেকে কিন্তু কল্পনা করবেন বা নি একরকম কিন্তু আপনি হয়ে থাকবেন। আর যখন দেখা যাচ্ছে আপনি social media কে আ কাজে লাগিয়ে আপনি আপনার জীবনটাকে আসলে আপনি মানে দেখতে চাইবেন, তখন কিন্তু আপনার কিন্তু আসবে। কারণ অ্যা দেখা যাবে যে সবাই কেন আপ আপনি, আমি যাই হই না কেন ২ জনের মানে যে হোক না কেন social media একটা ছবি upload করে। তো সেক্ষেত্রে কি করে? সে কিন্তু দেখা যাচ্ছে ১০০ টা ছবি তোলার পরে ২-১ ছবি তুলে কিন্তু সেখানে upload করতেছে, করতেছে না? তো সেখানে আ সবচেয়ে ভালো ছবিটা বেছে বেছে করতেছে। তাহলে আ তার মধ্যে আবার editing তো রয়েছে। তো এই যে এ এত সুন্দর করে বেছে বেছে যখন upload করলো পরবর্তীতে আপনি বা আপনি দেখলেন এই ছবিটা। দেখার পরে আ ভাবলেন যে বাহ! এ তো অনেক সুন্দর, অনেক handsome, দেখতে তো বেশ চমৎকার। কিন্তু বাস্তবে গিয়ে দেখলেন যে পুরোটাই ভিন্ন, এটার সাথে মিল নেই। তাহলে এটি কিন্তু আসলে social media হয়ে থাকতেছে। মানে মানুষের যেই জীবনের সফল জীবনের যে প্রতিরূপটা এটা যারা আসলে তুলে ধরতেছে এই social media-ই তারা কিন্তু এটা কিন্তু এটার fake টাই তুলে ধরতেছে। মানে সাফল্যটা তুলে ধরতেছে কিন্তু সাফল্যের পিছনে যে গল্পগুলো সেগুলো কিন্তু কখনোই তুলে ধরে না। তো এই মানে এই বিষয়গুলো যদি আপনি আসলে আপনার সাথে তুলনা করতে যান, মানে সাফল্য দেখে যদি তুলনা করতে যান তাহলে আপনি জীবনকে ব্যর্থতাই মানে ব্যর্থই মনে করবেন। তো সেক্ষেত্রে আপনি আ এই যে নিয়ম তান্ত্রিকভাবে চলার যে বিষয়টা আপনাকে বললাম যে আপনি ঘুমটা ঠিক রাখেন, পড়াশোনাটা ঠিক রাখেন। তারপর দেখা যাচ্ছে যে, আপনি আপনার কাজে যদি থাকেন কাজটা ঠিক রাখেন। এগুলো যদি আপনি maintain করতে পারেন তাহলে ওই যে সফল ব্যক্তির মতো আপনি কিন্তু ওই আ social media আপনার একটা প্রতিরূপ কিন্তু আসলে তুলে ধরতে পারবেন সেখানে। তো এইভাবে হয়তোবা দেখা যাচ্ছে যে একটা মানে আপনার সেই মানে যে ঘুমের ব্যাঘাত, দেখা যাচ্ছে যে আপনার ঘুম হচ্ছে না, ৩-৪ ঘণ্টা phone use করতেছেন। তো ধীরে, ধীরে কেটে যাবে বলে আশা করা যায়। তো এইভাবে চেষ্টা করে দেখতে পারেন।
আ হ্যাঁ। উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হুম, হুম। আ হ্যাঁ। হুম জি। আ হ্যাঁ। হুম জি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। উম জি। আ আমি আসলে এভাবে চেষ্টা করে অবশ্যই দেখব। কারণ আ এই ধরনের আসলে কথা এখনো পর্যন্ত আমি কারো থেকে শুনিনি। আর আমারও মনে হচ্ছে যে আমি আ যদি আসলে আ ওই যে ভার্চুয়ালের থেকে যদি আসলে বাস্তব জীবনের দিকে আসলে লক্ষ্য করি তাহলে আপনার এই সমস্যাগুলো আর কি অনেকাংশেই আ ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে। কারণ আ আমার যেটা সমস্যা হচ্ছিল সেটা হলো যে আপনার আ সবথেকে বেশি ইন্টারনেটের মানুষদের কি আছে বা ওই যে তাদের তারা আসলে কি দেখাচ্ছে। হয়তো তাদের আসলে লাইফস্টাইলটা অনেক ভালো একটা লাইফস্টাইল। তো এইটার উপরে ভিত্তি করেই আসলে আমার এই ধরনের চিন্তা হচ্ছিল। তো আ তারপরেও আসলে যখন আসলে আপনার সাথে এই বিষয়গুলো বলতে পারলাম তো বলতে পারার পরবর্তীতে আসলে আমার অনেক আ হালকা বোধ হচ্ছে। তো ধন্যবাদ ভাই আপনাকে।
হুম, হুম, হুম। জি, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।